এরকম কারণেও হতে পারে। আবার যারা আমরা রেগুলার ক্লাস করতাম আ তার মধ্যে আমরা নাম, আমাদের ক্লাসের নাম জানতো আমাদের ম্যাডামরা, স্যারেরা মেক্সিমাম যে আমাদের ফার্স্ট বয় ছিল তার। আরেকজনের নাম জানত যে হচ্ছে যে খুব চঞ্চল ছিল। সমস্ত প্রোগ্রাম অর্গানাইজ করতে পারত। তাকে কিন্তু বাই নেম এ। আর আমাকে একটু চিনত। তার কারণ হচ্ছে যে আমাকে একটা আলাদা বৈশিষ্ট্যের জন্য চিনত। সেটা হচ্ছে যে আমি মেক্সিমাম টাইম হচ্ছে সবসময়ই প্রায় খোলা চুলে যেতাম এবং আমার চুল খুব লম্বা ছিল Straight সোজা যা ছি <chuckles> আগেও ছিল। হ্যাঁ। তো হ্যাঁ।
হুম। জ্বী। আচ্ছা, আচ্ছা। বাহ, বেশ তো, আপনাকেও তো চিনতে তাহলে। ও আচ্ছা তার মানে চুলের কাহিনী তো আপনার আগেও হয়েছিল। ও ঐ যে ছোটবেলায় স্মৃ স্মৃতিতে এবং বিশ্ববিদ্যালয় হিসেবে চুলের মাধ্যমে আপনাকে চিনতে পারছে তাই তো? বেশ ভালো তো? <chuckles>
হ্যাঁ। ও আর হচ্ছে যে ,আরেকটা কারণে চিন্তো। আমার ক্লাসে আমার নামে আর কেউ ছিল না। মনে হয় আমার আগে পিছে ওস কেউ ছিল না আমার নামে। এয় এই ৩ টা। একটু নাম ছিল। তো প্রায় ২১ বৎ সরি কত বছর তার থেকে একটু কম হবে। যাই হোক অনেক বছর পরে দেখা হলো, হলে ওই আ ম্যাডাম আমাকে বলছেন নাম ধরে। "আরে তুমি তো সেই আগের মতোই আছো" আমি তো অবাক হয়ে গেলাম যে আমার নামটা মনে আছে শুধু তাই না। আমার খোপা করা ছিল। বলছে দেখি, তোমার চুল দেখি, আমার খোঁপা খুলে দেখাতে হলো যে আমার চুল বলে হ্যাঁ প্রায় আগের মতই আছে এখনো সুন্দর তো এটাও একটা প্রাপ্তি। এটা আল্লাহর দান, হ্যাঁ।
ছাতা মানে একটু আনকমন নাম ছিল আসো আসলে আপনার তা তো? হুম। জ্বী। উ জ্বি, চমৎকার বল্লেন আসলে <chuckles> জ্বি অবশ্যই এটা তো আল্লাহর দান এবং আল্লাহ না দিলে এরকম হয় না। এটা তো আর আপনার নিজের ইচ্ছায় এত সুন্দর হয়নি। নিশ্চয়ই সৃষ্টিকর্তা বা আল্লাহ, আল্লাহ, এই এইরকম একটা সুন্দর জিনিস আপনাকে দিয়েছেন। এবং প্রত্যেকটা মানুষেরই মধ্যে কিছু না কিছু সুন্দর জিনিস দিয়ে থাকেন। আপনারটা বোধহয় বেশি ফুটে উঠেছে বলে মনে হচ্ছে। বিশেষ করে শিখে হ্যাঁ শিক্ষা, শিক্ষা, ক্ষেত্রে কেননা একবার লম্বা চুলের সম্প্রদানকারকের কথা বললেন এবং সাথে, সাথে, এখানে হ্যাঁ বা বা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা অনেকের নাম জানতেন না। আপনার নাম জানতেন। এই যে, যে, অনেকের নাম জানতেন না এটার কারণ কী হতে পারে অনেক এ ছাত্র হওয়ার কারণে নাকি? নাকি অন্য কোনো বিষয় হতে পারে হতে পারে বলে মনে হচ্ছেন।
সেটাই না, না, হয়নি। সেটাই। এটা দিয়েছেন বলে সেটাই। হ্যাঁ এক কবিতা। <chuckles> ঐ যে দৃশ্যমান। <chuckles> তা হ্যাঁ <chuckles> হ্যাঁ। অনেক ছাত্র হওয়ার কারণে একটা, আর অন্য বিষয় যেটা সেটা হচ্ছে যে অ্যা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা কিন্তু খুব বেশি টিচার দের কাছে যেতাম না।
হুম।

ও, আপনার দ্বিমত ছিল নাকি? <chuckles>
বলে, কেন? হ্যাঁ। সত্যি, সত্যিই ছিল। তো আমি বলছি যে, "সম্প্রদান কারক তো উম হওয়ার কথা না, থাকার কথা না।" বলে, "কেন?" আমি বলছি, "যে ২ টা উদাহরণ আপনি দিলেন? উম যে এ 'সৎপাত্রে কন্যা দান করো' একটা। আরেকটা হচ্ছে যে 'ভিক্ষুককে ভিক্ষা দাও' এটা আপনি বলতে চাচ্ছেন যে নিঃশর্ত বা নিঃস্বার্থভাবে দান করা। এটাই তো, সম্প্রদান কারক। তো দুটোর একটাও তো স্যার, নিঃস্বার্থ না।" বললো, "কেন?" তা বলছে যে <smacks lips> আমি বললাম, "স্যার, সৎপাত্রে কন্যা দান করো তো, বিশাল স্বার্থ বাবা মা'র যে, আমার সন্তান, আমার কন্যা ভালো থাকবে।" <laughs>
আচ্ছা, আচ্ছা। জি, বলেন। হুম। হুম। জি, জি। ওহহো! আ না। কে এখানে মানে কি, আমার মেয়েটা ভালো থাকবে, আমার মেয়েটার আর্থিক সচ্ছলতা থাকবে। এই, এইটা তো তাহলে আর একদম পুরোপুরি ই হলো না, তাইতো? নিঃস্বার্থ হলো না। জি।
হ্যাঁ। হুম। নিঃস্বার্থ হল না তো। তো বলে, "তো আর ভিক্ষুককে ভিক্ষা দেওয়া?" আমি বলছি যে, "ওখানে তো দুটা স্বার্থ আছে, ২ ধরনের। এক হচ্ছে যে এ্যা বেহেশতে যাওয়ার, সোয়াব পাওয়ার, একটা স্বার্থ। আরেকটা হচ্ছে যদি ভিরো আমি যদি ঘুমায়ে থাকি, বিরক্ত হয়ে ঘুমটা যাতে নষ্ট না হয়, তাড়াতাড়ি উঠে, দিয়ে দিলাম। যদি আমি, সোয়াবের প্রত্যাশা নাও করি। তো দুটোই তো স্বার্থ।" <laughs> হুম।
উম তার মানে, আপনি বলতে চাচ্ছেন যে, সম্প্রদান কারক বলতে আসলে কিছুই নেই বা থাকা উচিত না। যে, যে স্বার্থ সবখানেও জি।
পরে আমি জেনেছি নাকি এখন আর সম্প্রদান কারক হ্যাঁ, হ্যাঁ। নেই নাকি এখন আর। হ্যাঁ, সত্যি, সত্যিই নাকি, আমি জানতাম না, সেদিন এক কথা প্রসঙ্গে একজনের কাছ থেকে জানলাম। একটা অনুষ্ঠানে যে হ্যাঁ, এ্যা বাচ্চাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আলাপ করতে গিয়ে। যে, এখন কিন্তু আসলে নেই। জি।
ও, আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, এখানে একটু আপনার যে কেউ বাধাগ্রস্থ করছি। যে এই যে, সম্প্রদান কারকের কথা আপনি বললেন এবং দেখা যাচ্ছে যে, কোন কিছুই আসলে সি নিঃস্বার্থভাবে হয় না। কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে, সেটা আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। এবং উদাহরণগুলো যদিও মনে হচ্ছে, বাহ্যিক দিক দিয়ে হচ্ছে হলো, এখানে কোন চাওয়া পাওয়া নেই। কিন্তু এর ভিতরে ভিতরেও দেখা যাচ্ছে যে, কিছুটা হলেও কিছুটা স্বার্থ থেকে থাকে এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু না কিছু স্বার্থ থেকে থাকে বলে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। তো, এটা একটা স্মরণীয় মুহূর্ত আপনার ছিল। এবং তারপরে আসলে আপনার শিক্ষক কি বললেন আসলে আপনাকে?
হুম। হু, হু। থাকেই। <chuckles> আর নেই। হ্যাঁ। আছে। হুম। জি, জি। ছিল। এ